হ্যালো।
হ্যালো। হাই, কেমন আছেন? আচ্ছা। <chuckles> আমিও ভালো আছি। আজকে আসলে অনেক ব্যস্ত ছিল আমার দিন। তো এখন একটু ফ্রেশ হয়ে বসলাম। তো ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। আমি আসলে ভাবছি যে প্রযুক্তির অবদানে আসলে আমাদের জীবনটা কত বদলে গেছে, তাই না? যেমন একটু আগেই আমি Facebook এ গেলাম। Facebook এ আসলে আম এখনকার যে ভাইরাল একটা টপিক এ প্রিন্স মামুন আর নায়লা। <chuckles> তো ওদের একটু কাহি লা ওদের লাভ স্টোরিটা আসলে দেখছিলাম। তো প্রযুক্তির অবদানের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে যে আমি এত দূরে বসে ওদের কথাগুলো শুনছিলাম।
কেমন আছেন? এই তো বেশ ভালো আছি। <chuckles> কেমন গেল আপনার দিন? আচ্ছা। <chuckles> জি, জি। হু, হু। জি, জি। জি, জি। <laughs> আচ্ছা উ হু, হু। জি, জি।
তাই না?
হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আমার কিন্তু মানে এইযে জিনিসগুলা বলেন, কিছুদিন পরপর এটা ভাইরাল হয়, সেটা ভাইরাল হচ্ছে। অনেক কিছু আমরা জানছি, অনেক কিছু নিয়ে আমরা সচেতন হচ্ছি। আবার অনেক কিছু নিয়ে আমরা খুব মজা পাচ্ছি। entertainment বলতে পারেন <sniffs> তো এইসব কিছুতে এইযে প্রযুক্তির জন্যই হচ্ছে। যে যত জিনিসপত্র upgrade হচ্ছে, তত কিন্তু আমাদের জীবন সহজ হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। <inhales> যেমন প্রযুক্তির সবচেয়ে বেস্ট পছন জিনিস যেটা যেটা সবচেয়ে আমার পছন্দ, সেটা কি জানেন? সেটা কিন্তু এইযে Foodpanda বা, ফুড ডেলিভারি সার্ভিসগুলো আছে। আমি কিন্তু প্রচন্ড খেতে পছন্দ করি। আর আমার উল্টাপাল্টা সময় উল্টাপাল্টা জিনিসের cravings হয় যে এখন ধরেন এইযে মাঝরাতে না, আমার কিন্তু এখন ভেলপুরি খেতে ইচ্ছা করছে। ভেলপুরি আমি এখন কোথাও পাবো না আমি জানি। <chuckles> তো যেটা হয় যে মানে এরকম উল্টাপাল্টা সময় যখন অনেক কিছু খেতে ইচ্ছা করে, এইযে বিভিন্ন ফুড ডেলিভারি সার্ভিসগুলো আছে। আমি সহজে যেটা ইচ্ছা সেটা অর্ডার করে দিতে পারছি। বা, অনেক সময় থাকেন রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। কোন সমস্যা নেই। ফুড ডেলিভারি সার্ভিস তো আছেই।
হ্যাঁ। একদম। হ্যাঁ। হ্যাঁ। হু, হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। <inhales> আচ্ছা। হ্যাঁ।